একদমই ঠিক। আসলে আপনি যেমনটা বলছিলেন যে আসলে সেই তরতাজা মাছ, এবং সেইটার যে স্বাদ সেটা কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না। হ্যাঁ? এতটাই সুস্বাদু এবং আপনি আপনার মামিকে আসলে সেইটা রান্নার জন্য আসলে মাছটা দিয়েছিলেন। তো আপনার মামি যে আসলে মাছটা রান্না করে দিয়েছিলেন, সেটা কি আসলে আ মাছটা কি আসলে ভুনা করে রান্না করে দিয়েছিলেন? নাকি আসলে তরকারিতে আসলে দিয়ে রান্না করেছেন কিভাবে বা আপনি কিভাবে পছন্দ করেন খেতে? <chuckles>
জি। নিশ্চই, নিশ্চয়ই। হ্যাঁ। আসলে, আসলে হ্যাঁ, আসলে কিন্তু আ এটা কিন্তু আসলে নির্ভর করছে যে আপনি কোন ধরনের মাছ খাচ্ছেন। যেহেতু সেগুলো আ ছোট মাছ ছিল। আ তিনি কিন্তু সেগুলোকে আ আপনার হচ্ছে ১ম এ ভাজি করে সেটাকে কিন্তু একটা তরকারির মতো করে রান্না করেছেন এবং সেটা কিন্তু খেতে খুব বেশি ভালো হয়েছিল। এবং যখন সেই <smacks lips> বোয়াল মাছের কথা বললাম সেই বোয়াল মাছটা কিন্তু আমি বলেছিলাম যে ভুনা করে রান্না করে দিতে। এটা কিন্তু অনেক ভালো ছিল খেতে, খুবই সুস্বাদু ছিল এবং আমার জন্য কিন্তু আ অনেক বেশি স্মৃতিময় একটা বিষয় ছিল।
ও, আচ্ছা। বাহ! বেশ চমৎকার তো। হু। বাহ! বেশ চমৎকার। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যেমনটা বললেন, এবং যেই লোভনীয়ভাবে আসলে সেই খাবারের স্মৃতিটা আপনি আসলে তুলে ধরলেন। নিশ্চয়ই আসলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, অনেক বেশি সুস্বাদু সেটা হয়েছিল। তো আপনি কি বেশিরভাগ ক্ষেত্রে মাছটাকে আসলে ভুনাভাবেই খেতে পছন্দ করেন?
হ্যাঁ, হ্যাঁ। আ বেশিরভাগ ক্ষেত্রে আ যদিও আমি সেরকমভাবে মাছ খাই না এবং আ সেদিন কিন্তু আসলে আ সেই গ্রামের যে একটা সৌন্দর্য আছে বা গ্রামের একটা আ তরতাজা মাছ সেটা দেখে কিন্তু নিজের লোভটাও সামলাতে পারিনি। তো এ এ এমনিতে যদি খাই তখন কিন্তু আসলে ভুনা করেই খাই।
তরতাজা মাছ, হ্যাঁ। <chuckles> বাহ! বেশ চমৎকার। বাহ! বেশ চমৎকার। তো এই যে সেই লোকাল বাজার সেখানে গিয়ে আপনি তরতাজা মাছ দেখলেন, হ্যাঁ? এছাড়া শাকসবজি দেখলেন, যেইটা আসলে আ তারা আসলে তাদের বাড়ির উঠোন থেকে সরাসরি নিয়ে আসে কেটে। এবং আপনি বললেন যে তারা নিজেদের মধ্যে আসলে সম্পর্কের দ্বারাই কিন্তু লেনদেন করে ফেলে যে পরবর্তীতে হয়তো সেটা আ বিলটা হয়তো চুকিয়ে দেয়া হবে। তো এছাড়া আ এই মাংসের যে ব্যাপারটা, হ্যাঁ? সেখানে মাংসের ব্যাপারটা আপনি কিরকম দেখলেন? যে সেইটা আসলে কতটুকু সুস্বাদু ছিল? বা তরতাজা আসলে পাওয়া যেত?
হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। নিশ্চয়ই। হু, হু।

আসলে আহা আসলে আমরা কিন্তু সেটাকে কাঁচাই খেতাম এবং আ আমি যতটুকু জানি যে এটা কাঁচাও খাওয়া যায় এবং রান্না করে খাওয়া যায়। কিন্তু আ আসলে ডিফারেন্স আ এটা হচ্ছে আপনার ডিপেন্ড করছে একটা মানুষের প্রেফারেন্স এর উপর বা সে আসলে কিভাবে খেতে চাচ্ছে সে বিষয়টির উপর।
ও আচ্ছা। <tsk> একদমই ঠিক। আপনি যেমনটা বললেন যে আসলে এটাকে কাঁচাও খাওয়া যেতে পারে অথবা আসলে আ রান্না করেও খাওয়া যেতে পারে। হ্যাঁ? তো এই যে আপনি আসলে আপনাদের বাজারে ঘুরে এরকম শালুকের মতো আসলে অদ্ভুত একটা জিনিস দেখলেন। যেটা হয়তো আগে কখনো হয়তো দেখেননি। তো এছাড়া আর কি, কি আপনি দেখেছেন বা বাজারের যেয়ে <snorts> আ মানে ব্যাপারটা যেটা রয়েছে যে বাজারটা কেমনভাবে সাজানো ছিল বা অ নতুন কোনো কিছু বাজারে দেখেছেন কিনা?
রান্না করেও খাওয়া যেতে পারে। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাই, এ এখানে কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে এবং এই যে বাজারে গিয়েছি সেখানে কিন্তু একদম ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। আ যেমন ধরুন যে শহরের অঞ্চলে আমরা যেরকম বাজারগুলো দেখি, সেটা কিন্তু একদমই সেরকম নয়। আ এখানে কিন্তু একদম হ্যাঁ এ্যা এরা কিন্তু একদম দেখা যাচ্ছে যে নিজেদের উঠানে বা জমিতে করা সবজিগুলো এনে কিন্তু বিক্রি করছে এবং সরাসরি কিন্তু গাছ থেকে তারা বাজারে নিয়ে আসছে। এমন থে কিন্তু তারা কোন প্রসেস করছে না বা ফরমালিন বা কোন ধরনের মেডিসিন কিন্তু মেশাচ্ছে না। বা সেই গাছটা যখন আ যে
বাহ! বেশ চমৎকার! ও তাই নাকি? বাহ! বেশ চমৎকার! বাহ! এই যে আপনি যে বললেন যে আসলে মানে সরাসরি তারা আসলে তাদের আ বাড়ির আঙিনাতে আসলে যে ধরনের সবজি চাষ করেন আ সেগুলো আসলে একদম কেটে সাথে, সাথে নিয়ে আসে। হ্যাঁ তো আপ আপনার কথা শুনে কিন্তু বেশ বোঝা গেল যে আসলে মানে বিষয়টা অনেক বেশি আসলে প্রাকৃতিক এবং এর মধ্যে আসলে কোন কিছু মেশানো হয় না। হ্যাঁ এবং অনেক বেশি তরতাজা একটা শাকসবজি কিন্তু সেখানে পাওয়া যায়। জি, আর কোন বৈশিষ্ট্য কি আসলে রয়েছে বা দেখতে পেয়েছেন?
জি। হ্যাঁ। নিশ্চই, নিশ্চয়ই। নিশ্চয়ই। নিশ্চয়ই।